আচ্ছা, আমি না অ্যাাম বেশ কিছুদিন হলো আ নিজ মানে কি বলবো একটা অনেক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে সবকিছু জানি কেমন একঘেয়েমি আ তে পরিণত হয়েছে। তো এইভাবে করে আসলে চলতে থাকলে আমার কাছে মনে হচ্ছে যে, সামনের দিনগুলো আমার জন্য অনেক কঠিন হবে। তো, এই বিষয়ে আসলে আমি কী করব; সেটাও বুঝে উঠতে পারছি না। আর মানে কীভাবে করে যে এ বিষয়ে কারো সাথে কথা বলব? মনে হচ্ছে যদি বন্ধু-বান্ধব বা পরিবারের সাথে এ বিষয়ে কথা বলি তাহলে হয়তো তারা আমাকে নিয়ে আসলে একটা মানে কি বলব একটা মজা করবে বা হেসে উড়িয়ে দিবে। এরকম আরকি একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে। তবে আমি তো আসলে বুঝতে পারছি যে আমার আসলে এরকম অনুভূতিটা হচ্ছে, এরকম মানে কি বলবো কাজেও আসলে মন বসাতে পারছি না। তো সেক্ষেত্রে চিন্তা করলাম আপনার সাথে কথা বলে যদি কিছু আ পরামর্শ পেতে পারতাম, তাহলে হয়তো আমার জন্য জিনিসটা থেকে বেরিয়ে আসতে খুব আ সুবিধা হতো। তো সেক্ষেত্রে আপনি যদি আমাকে একটু সাহায্য করতে পারতেন, তাহলে মনে হয় ভালো হতো। আপনি কি আমাকে এ বিষয়ে একটু সাহায্য করতে পারবেন?
হুম। হুম। হুম। হুম, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আসলে বিষয়টা শুনে কিন্তু খুব খারাপ লাগছে যে আপনি এতটা পর্যন্ত একটা বিষয় নিয়ে মানসিকভাবে হয়তো মানে কষ্ট পাচ্ছেন, চিন্তিত। তো সবার আগে কি জানেন? যে আপনি যেই যেই ঘটনাই ঘটুক, যাই হোক আপনার জীবনে কখনো মনোবল হারাবেন না। সবসময় মনে রাখবেন যদি আপনি এই স মনো মনটাকে শক্ত রাখেন এবং অ চেষ্টা করতে থাকেন। সমস্যা যত বড়ই হোক এটা চলে যাবে এবং পরিস্থিতি কিন্তু সবসময় এক থাকে না। তো কখনো মনোবলটা হারা যা হারানো যাবে না। তো আমাকে কী একটু বিস্তারিত বলবেন যে, আসলে আপনার সাথে কি হচ্ছে এবং আসলে কতটা সমস্যা হচ্ছে আপনার এবং কবে থেকে শুরু হয়েছে এটা?
হ্যাঁ। হ্যাঁ। একদম। আচ্ছা। উম জি একদম আম অবশ্যই বলবো তো সেক্ষেত্রে যেটা হয়েছে, আমি আসলে যেখানে কাজ করি সেখানে আমার কাছে মনে হচ্ছে কী যে ধরেন একটা বাঁধাধরা স্কিল সেট এর ভেতরেই আছি। হ্যাঁ, তো সেই কাজটাই হয়তো আমাকে ঘুরে ফিরে একই ধরনের কাজই করতে হচ্ছে। <smacks lips> তো আ দিন শেষে যখন আসলে কাজগুলো করি ভালো লাগে। আসলে ১ম দিকে তো খুবই ভালো লাগত কারণ নতুন, নতুন জিনিস শিখতাম কারণ এই কাজগুলো তো কোনটাই আমার জানা ছিল না। আম তো আমার কাছে ১ম দিকে খুবই ভালো লাগতো আ বলতে পারেন ৩-৪ বছর ধরে করছি আ এবং same জিনিসই করছি। তো মাঝে ছিল এমন যে নতুন কিছু স্কিলস আমাকে শিখতে হয়েছিলো কিন্তু আস্তে, আস্তে না ওই স্কিলস গুলোই শুধু আমি আসলেই আমের মানে use করে আমার দৈনন্দিন আ কাজগুলো আসলে ডিউটি গুলো আসলে শেষ করছি। তো অ ১ম দিকে য এ যেরকম ভালো লাগাটা কাজ করতো সেটা এখন আর লাগছে না আর আমার কাছে মনে হচ্ছে আমার ভেতরে মনে হয় আসলে আর কোন প্রতিভাও নাই যে আমি সেটা আসলে আ মানে কি বলবো? দেখাবো বা আমার বসকে বা আমার টিম এর জন্য আমি যদি কিছু করতে চাই, সেটাও আসলে আমি কিভাবে কি করব বুঝে উঠতে পাচ্ছি না। আ তো এক্ষেত্রে আসলে আমি আম চেষ্টা করছি আমার বসের সাথে কথা বলতে। তবে আ বসের আসলে যে আমার ম্যানেজার রিপোর্টিং ম্যানেজার তারও আসলে প্রমোশন হয়ে গিয়েছে এবং নতুন একজন এসেছে তো উনার সাথে আমি কথা বলতে গিয়ে আমার কাছে মনে হয়েছে স তিনি আমাকে জানালো যে, "আমি তো আসলে নতুন এখন আসলে তোমার জন্য আমি নতুন কোন গোল সেট করতে পারব না তুমি যেটা করছো সেটাই আসলে করো।" তো আমার আসলে কিন্তু তখন কিন্তু ভীষণ ভাবে আমার কাছে মনে হয়েছে যে না এখানে আসলে গ্রোথ নেই এই জায়গায় আমি কীভাবে করে আম সামনের দিনগুলো আসলে পার করবো। আমার মানে আমার কাছে যদি চ্যালেঞ্জিং কোনো কিছু না থাকে তখন আসলে ওই জায়গাটাতে আসলে আমার মনে হয় যে, থেকে কী লাভ? আমি আসলে কিছুই তো শিখতে পাচ্ছি না। তো এই বিষয়ে না আমার নিজেকে বলতেই পারেন যে আমি একঘেয়ে একঘেয়েমি হয়ে আমাকে নিজেকে প্রতিভাহীনই মনে হচ্ছে। তো এই বিষয়ে আমি যে কি করবো যদি একটু সাহায্য করতেন তাহলে হয়তো ভালো হতো?
হুম। জি, জি। হুম, হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। জি, জি। জি, জি। হুম। আচ্ছা। হুম। বুঝতে পারছি। জ্বী, জ্বী অবশ্যই। আসলে কি যে নিজেকে কখনো প্রতিভাবহীন ভাববেন না। দেখেন আপনি যে এইযে চিন্তাটা করলেন না যে, আসলে আপনার গ্রোথ হচ্ছে না বা আপনার ভিত এখন আসলে আপনার হয়তো ওই যে চ্যালেঞ্জ টা ওইটা পাচ্ছেন না জীবনে বা কর্মস্থলে। তো এই জিনিসটা ভাবাই কিন্তু আসলে আপনার প্রতিভার একটা লক্ষণ। যে আপনি চাচ্ছেন আরো ভালো কিছু করতে, আরো নিজের দক্ষতা বাড়াতে। তো কখনো আসলে এরকম খারাপ অনুভব করবেন না যে এটা ভেবে যে আপনার হয়তো কোন প্রতিভা নেই। অবশ্যই আছে। এবং একটা বিষয় কি জানেন? যে হ্যাঁ, এটা অনেক সময় হয় যে কর্মস্থলে অনেক কাজের মাঝখানে বিশেষ করে যারা আপনাকে হয়তো আ এই যে কাজগুলো দিবে। তারাই হয়তো অনেক ব্যস্ততার মধ্যে থাকে এবং সত্যি কথা বলতে কি যে, হয়তো সবসময় আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু ওইভাবে পাবেন না। তো, এটা না আপনি একটা ভালো কাজ করতে পারেন যে এখানে দক্ষতা বাড়াতে। সেটা হলো আচ্ছা আপনার যে কাজগুলো এগুলো কি এমন যে এটা বারবার আপনার একই ধরনের কিছু কাজ করতে হয়? যেগুলো অ্যা যেগুলোকে ব একটা প্যাটার্ন এর মধ্যে পড়ে বা যেগুলো অনবরত করতে হচ্ছে। এমন কিছু কি আছে?
হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আম বলতে পারেন কিছু, কিছু কাজ এরকম রয়েছে। কিছু, কিছু কাজ আসলে বলতে পারেন প্রজেক্ট বেসড ও রয়েছে। তো সেক্ষেত্রে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করি যে, নতুন কিছু স্কিল শেখার। তবে আমি দেখেছি, যেই স্কিলটাই আমি শিখি না কেন, সেটা যদি আমি প্র্যাকটিক্যাল লাইফ-এ না ইউজ করি, আমি না ভুলে যাই। তো, এটা আসলে একটা অনেক বড় একটা সমস্যা যে, আমি শিখছি, আবার ভুলে যাচ্ছি। আমি একটা সার্টিফিকেট নিলাম। আমি তো ভুলেই গেলাম। সার্টিফিকেটটা নিয়ে কি লাভ হলো। এরকম আর একটা ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে আমি চেষ্টা করছি যে, কিভাবে করে যে এগুলো আসলে বাস্তব জীবনে আ কাজে লাগাবো, আ তো আমি আমার বসকে আসলে এটার জন্যই একটু মানে বলি যে ঠিক আছে আমি একটা কাজ করছি। ১ ধরনের কাজ, ২ ধরনের কাজ করছি। কিছু মানে খুব কন্টিনিউয়াসলি রিপিটিটিভ ওয়ার্ক করছি। কিছু আবার করছি ধরেন, প্রজেক্ট বেজ কিন্তু <smacks lips> আমি যেগুলা শিখছি সেগুলা আমি কবে কাজে লাগাবো? এটা আসলে এভাবে করে তো বলতেও পারি না। তাহলে হয়তো হয়তো ভাববে যে আমার হয়তো অনেক কাজ কম। এমনও না যে আমার খুব কাজ কম। ইটস জাস্ট আমার অনেক মানে কাজের বলব যে নতুণত্ব নাই। তো এটা নিয়ে আসলে আমি অনেক আম দ্বিধা-দ্বন্দ্বের ভেতরে ভুগছি এবং নিজের প্রতি কনফিডেন্স আস্তে, আস্তে আমি হারিয়ে ফেলছি। তো আমার কাছে তখন মনে হয় যে আচ্ছা আ যেহেতু আসলে নতুন, নতুন ব মানে রি ম্যানেজার। আ আমি সেক্ষেত্রে আসলে কমপ্লেইন ও করতে পারছি না যে, আমাকে অন্য কোথাও, আ লাগলে আমি অন্য একটা ডিপার্টমেন্ট এ যাই কিংবা এরকম কিছু। তবে আপনার কি মনে হয় যে আমি যদি একটু কথা বলে যে, ঠিক আছে আমি যদি অন্য কোথাও ওপেনিং দেখি আমার কোম্পানিতে, তাহলে কি আমার ওনাকে বলা উচিত যে আমি হচ্ছে অন্য একটা ডিপার্টমেন্ট এ ইচ্ছুক কাজ করতে? আম এটা কিভাবে করে বলব, ভয়ই লাগছে। তখন বলবে যে তোমার প্রতিভা তুমি অ এখানে দেখাও। ওখানে কেন দেখাবে? এরকম আরকি একটা ব্যাপার বলে কিনা আমি বুঝে উঠতে পারছি না।
হু, হু। হু, হু। স্বাভাবিক। হুম, হুম। ঠিক। হু উ বুঝতে পারছি। হুম উ জি, জি। হুম। বুঝতে পারছি। হুম। স্বাভাবিক। হু, হু। না অবশ্যই আপনার যদি মনে হয় আপনি অন্য একটা হয়তো পজিশন আছে যেটার জন্য বেশি সুইটেড যেটা আপনি বেশি ভালোভাবে করতে পারবেন। অবশ্যই আপনি আপনার রিসিউম টা ওই দিকে আসলে দেখাবেন যে আসলে এই জিনিসগুলা আপনি অর্জন করেছেন এবং এই পজিশনটায় আপনি আসলে আরো ভালো কাজ করতে পারবেন মুক্তভাবে কাজ করতে পারবেন। তখন দেখবেন আসলে তারাও কিন্তু চাইবে যে আপনি যেখানে কাজ করে সবথেকে ভালো অনুভব করবেন সেখানে রাখতে। কারণ কি যে দেখেন, আপনি যখন কাজটা ভালো করতে পারবেন এবং ওই পজিশনটা আসলে খালি আছে সে গে এবং আপনি ওইটার জন্য যোগ্য। তখন কিন্তু আপনাকে দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ কারণ কি যে তখন দেখা যাবে কি যে ওদের অর্গানাইজেশন এর ভিতর থেকেই হয়তো আরেকটু ভালো পজিশন এ আপনাকে রাখা গেল। কিন্তু আ আরেকটা দিক হু, হু আপনার যে সন্দেহটা আছে না যে তারা দিবে কিনা, এটা না আসলে চিন্তা করে খুব একটা লাভ নেই আপনার। কারণ দেখেন যদি দেয় সেটা তো অবশ্যই আপনার জন্য ভালো যদি না দেয়, তখন খারাপ কি বা হচ্ছে? খুব বেশি হলে একটা না শুনছেন। এখানে তো কোনো অপমানের কিছু নাই, এখানে তো আসলে ভয়েরও কিছু নাই। এটার যে কোন ফলাফল আসবে আপনার জন্য নেতিবাচক এমনও না। তো আপনার এটা ক অবশ্যই করা উচিত।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা, না আপনি যখন এখন বললেন, আমার কাছে মনে হচ্ছে যে, এটা আসলে করে দেখা যেতেই পারে। এটা করে আমি ধরেন, ওই খানে গিয়ে নতুন কিছু শিখলে তখন হয়তো আমার যে এইযে, নিজেকে ওই যে প্রতিভাহীন মনে হচ্ছে, সেটা হয়তো কিছুটা কমে আসতে পারে। তবে আরেকটা জিনিস দেখেছি যে, নিজেকে প্রতিভাহীন মনে করার আরেকটা কারণ আমার কাছে মনে হয় কি? যে এই যে এনাফ আ কি বলবো অ্যাকনলেজ্‌মেন্ট না পাওয়া। এখনের কাজে দেখা যাচ্ছে ১ম দিকে তো আমার বস যেই বসটা ছিল আমার ম্যানেজার, সে তো সবসময় খুব মানে, আমি যেকোনো কিছু অ্যাচিভমেন্ট এ আসলে স তারা খুব অ্যাকনলেজ করত, বলত যে, "না আ খুব ভালো করেছি" কিংবা কোম্পানি <smacks lips> আ ভাইস যে একটা ধরেন অ্যাওয়ার্ড সিস্টেম থাকে সেটাও হয়তো পেয়েছি। কিন্তু এই যে নতুন বস আসার পরে না মনে হচ্ছে কি সে তো নিজেই অনেক ব্যস্ত। এমন না আসলে সে মানে আমার কষ্টের কাজগুলো আসলে দেখছে না। জাস্ট সে জানে যে, "আচ্ছা ঠিক আছে এগুলো করছে" উ স টিমের সবাই অনেক কাজ করে। এভাবে করে আসলে বলে যে, "হ্যাঁ, সবাই অনেক কাজ করে।" কিন্তু ওইযে, যে কোন একটা কাজ করে প্রশংসা পাওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে করছে না। যার জন্য আসলে নিজেকে নিজের কাজের প্রতি আসলে একটা মানে কি বলবো আ ডাউট চলে এসেছে। যে আ আদৌ কি কাজগুলো ভালো হচ্ছে? কেউ তো আসলে কোন কিছু বলছে না যে, "এটা ত তাদের কি প্রতিদিন আসলে কী, কী লাভ হচ্ছে?" আমার কাজগুলো তাদেরকে যখন আমি সাবমিট করছি, তাদের আসলে এরপরেও মানে, হোয়াটস নেক্সট? এরপরেও তারা কি করছে ওই ওইটা দিয়ে। তো এটার জন্য হয়তো আমার কাছে আসলে এরকম অনুভব হচ্ছে। তো এখান থেকে আমি কিভাবে করে বেরিয়ে আসবো?
হুম, হুম। জ্বী, জ্বী। হুম, হুম। বুঝতে পারছি। হুম, হুম। জি, জি। হুম, হুম, হুম। আচ্ছা। হুম। জ্বী, জ্বী। হুম, হুম, হুম। বুঝতে পারছি। হুম, হুম, হুম। বুঝতে পারছি। জি, জি এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। আসলে কি যে যখন আপনি কোনো রকমের ভালো ইতিবাচক কথা শুনবেন না, তখন কিন্তু মনের মধ্যে ওই সন্দেহ হতেই পারে। তাই না? আর, একটা বিষয় কি জানেন যে, খুব আপনি যেমন বললেন না, বিভিন্ন রকমের সার্টিফিকেশন আছে, আপনি হয়তো অনেক কোর্স করেছেন কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ কি জানেন? যে আপনার জীবনে যে কাজগুলো করছেন, এগুলো সাথে সংযুক্ত কিছু করা। যেমন এখন কিন্তু AI automation অনেক জনপ্রিয় হচ্ছে। তো আপনি কিছু জিনিস শিখতে পারেন, কোনো কোর্স করে না ডিরেক্ট একটা সমস্যা সমাধান করেন। যে যেমন ধরেন, আপনার হয়তো বিভিন্ন মানুষকে মেইল করতে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করতে হচ্ছে। এই কাজগুলো কিন্তু এখন AI দিয়ে খুব সহজে করা যায়। দে আপনি একটা কাজ করেন, আপনার যে কাজগুলো আপনি নিজে এখন করছেন, কিভাবে AI কে ব্যবহার করে এই কাজগুলো আরো দ্রুত করা যায়? ধরেন একটা কাজ যেটা করতে আপনার সাধারণত ৫ থেকে ৬ ঘন্টা লাগে। এটা যদি আপনি কোন একটা ওয়ার্ক ফ্লো তৈরি করতে পারেন, যেটা আপনার এই কাজটা ১০ মিনিটে শেষ করে দিবে। তখন দেখবেন এই জিনিসটা যদি আপনার সিনিয়ার-দেরকে, ম্যানেজার-দেরকে এবং অন্যদেরকে একটু দেখাতে পারেন যে, আপনি এত দ্রুত কাজগুলা করছেন। তখন কিন্তু তারাও আপনাকে অবশ্যই বুঝবে যে, না এ আপনার দক্ষতা অনেক বেড়েছে এবং আপনিও কি এটা দেখবেন অন্যদের সাথে তুলনা করে তখনও কিন্তু একটা ভ্যালিডেশন পাবেন যে, "না ঠিক আছে আমি অন্যদের থেকেও ভালো কাজ করছি।" তো এমন কিছু করে দেখতে পারেন যে আসলে ওয়াও ফ্যাক্টর টা লাগবে সবাই যেনো আপনার কাজটা দেখে বলে, "ওয়াও!"
হ্যাঁ। জি। আচ্ছা। হ্যাঁ। উ জি। ছা আচ্ছা, না আপনি কিন্তু এটা আসলে খুব চমত্কার একটা আইডিয়া দিলেন। আম যে, এভাবে করে আমি হচ্ছে কি বলে জানি? করতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে যে আম এ আমি এখন থেকে আসলে নিজের প্রতি প্রতিভাহীন নিজেকে মনে না করে, সামনের দিকে আসলে নতুন কিছু শিখে বা বসদেরকে আসলে দেখানোর জন্য at least কিছু কাজ করতেই পারি। তাতে করে কিন্তু তারা বুঝবে যে না, আমি আসলে হচ্ছে আ তাদের প্রতি আসলে তাদের কাজটার প্রতি অনেক আসলে মানে কনফিডেন্টলি করছি তারা হয়তো আমাকে সুযোগও দিবে। তো আপনি এত সুন্দর করে বুঝিয়ে বললেন তার জন্য আর আমার কথাগুলো এতো মনোযোগ দিয়ে শুনলেন তার জন্য কিন্তু আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
হু, হু। হু, হু, হু। কোনো সমস্যা নেই। আসলে আপনি অবশ্যই চেষ্টা করলে আপনার এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন এবং আপনি কখনোই প্রতিভাহীন না য় আপনার মধ্যে অনেক প্রতিভা আছে, শুধু একটু নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন, চেষ্টা করে যাবেন। তাহলে দেখবেন, আপনি আপনার পেশাতেও যেমন অনেক অগ্রগতি করতে পারবেন নিজের মধ্যেও দেখবেন অনেক আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন। ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা।